আ যেমন আ বিশেষ করে ভাই এই ঘটনাটা ঘটে রাত্রে। আপনার রাত্রে যখন ক্ষুধা লাগে তখন রান্না যখন করা যায় না, তখন আসলে খাবার অর্ডার দেওয়া যায় না। বা বাইরে যেয়ে খাওয়া যায় না। অ আ হোটেল বন্ধ হয়ে যায়। আবার আপনি যখন আসলে ক কোনো গ্রামে ঘুরতে যান ওই সময়টাতে আপনার আশেপাশে দোকান নাই। তো ঐ জায়গাতেও আসলে ভাই টাকার যে ব্যাপারটা সেটা আরকি আ সবকিছু হয় না। এই ব্যাপারটা আবারও মনে পড়ে যায় ভাই।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> না আসলে আমারও বিশেষ করে যখন দেখি যে আমার বন্ধুরা আমাকে আহ আরকি একটা কোনো অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে বা ইনভাইট করছে
হুম, জী। আ হ্যাঁ। উ জী। আ হ্যাঁ।
তো আমি যখন দেখি যে আমার পকেটে টাকা নাই
উ জ্বি।
তখন কিন্তু বিভিন্নভাবে আরকি এটা স্কিপ করি যে আমি তো ব্যস্ত আছি। আমার তো কোনোভাবেই সময় নাই আসার মত
আ হ্যাঁ। যে আসতে পারব না। উ জ্বী।
তো আ এভাবে আসলে আমি অনেক <chuckles> আমি আরকি জিনিসটা কাটিয়ে চলি। কারণ আমি তো দেখছি যে আমার কাছে তো টাকা নাই। আসলে টাকা না পেলে কোনো পারিবারিক অনুষ্ঠান বলেন সামাজিক অনুষ্ঠানে যে যেতেও আসলে নিজের কাছে একটা লজ্জা লাগে।
উ জ্বি। <scoffs> আ হ্যাঁ সেটাই। উ জী। সেটাই ভাই। আর সামাজিকতা পালন করার জন্য আসলে ওখানে টাকা তো গুরুত্বপূর্ণ বিষয় না। তবে ওইযে আ হুট করে যে লজ্জায় পড়ে যাওয়ার যে ব্যাপারটা ভাই সেটা থাকে আরকি। যেমন আ ধর ধরে নিন হলো একটা বিয়ের অনুষ্ঠানে গেল। এখন হুট করে আ এক একটা জায়গায় একটা ফুল কিনতে হবে। এখন আ আপনাকে যদি দিয়ে পাঠাই তখন তো আসলে বলা যায় না যে ভাই আসলে যে আমার কাছে টাকা নেই বা এই জাতীয় ব্যাপার। আ ওই সময়টাতে
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। এটা তো আসলে বলা যায় না। এগুলা খুবই একটা লজ্জার বিষয় হয়ে যাবে। <chuckles>
<scoffs> হ্যাঁ একদম ভাই। তো এরকম ভাই ঘটনা আমার ক্ষেত্রেও ঘটেছে। হয়েছে কি একবার আ বন্ধুরা মিলে পিকনিক করেছে। এখন পিকনিক করার পরে আমাকে হুট করে বলে যে আ আমি আসলে পরে যাই। পরে যাওয়ার পরে মনে করেন যে আমাকে বলে যে আ "পিকনিক তো হয়ে গিয়েছে এখন তো স্প্রিট নিয়ে একটা আর এ স্প্রিট নিয়ে এসে খাওয়া-দাওয়া শুরু করে দেই।" এখন আমি তো ভাই আসলে ওই সময় বলতে পারতেছি না যে আমার কাছে টাকা নেই। তো তখন কি করব? তখন আরেকটা বন্ধুকে ফোন দিয়ে আমি আ ৳২০০ নিয়ে আপনার ৩ ৪ বোতল স্প্রিট নিয়ে তারপরে ঐখানে যাই আরকি। এইযে এরকম পরিস্থিতির সম্মুখীন কিন্তু ভাই টাকা না থাকলে প্রায়শই হওয়া লাগে আরকি। এইযে হুটহাট একটা পরিস্থিতিতে পড়ে যাওয়ার যে ব্যাপারটা আরকি ভাই।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> <chuckles> আসলে টাকা ছাড়া চলা আমাদের জন্য খুবই কঠিন।
উ জ্বি। একদম ভাই। আর টাকা, টাকা ছাড়া যেমন চলা কঠিন ভাই আবার সমস্যা হলো যে আপনার কাছে টাকা আছে তবে খরচও করা যায় না ভাই। যে আ আপনার তখন যেমনটা বললাম আরকি যে গ্রামে গেলেন এখন আশেপাশে দোকান নাই, কোনো জায়গায়। তো খেতে মনে চাচ্ছে। মানে এটাই আরকি ব্যাপার বলছিলাম ভাই।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles>